জ্বি, অবশ্যই।
তাই না, তিনি মাথায় টুপিও রাখছেন। দাড়িও রাখছেন আবার ফাক পেলে হজও করে চলে আসতেছেন। আবার টেবল এর ড্রয়ারও খোলা রাখছেন। তো এটা স্ববিরোধিতা। তো এটার জন্য সচেতনতার কথা আপনি বলেছেন, সুন্দর বলেছেন। সচেনতা সচেতনতা যেমন বৃদ্ধি করা দরকার তেমনি আইনেরও একটু কঠোর প্রয়োগ দরকার। কারণ মানুষ আইন না জানলে আচ্ছা রাস্তায় রাস্তায় থুতু ফেলতে নেই। এ কথা কে না জানে বলুন তো। রাস্তায় কাগজপত্র ফেলতে নেই। সবাই হয় না। কিন্তু তারপরও আমরা যেহেতু কোনো আইন নেই সিগারেট খেলে ৳৫০ জরিমানা আমরা জানি বহুতো আগে থেকেই এই আইনটা আছে। কিন্তু এখন সিগারেট তো মানে প সবাই সামনে খাচ্ছে। কেউ তো ৳৫০ জরিমানা করছে। জরিমানা করলে কিন্তু অনেক কমে আসত। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের দেশে অনেক আইন আছে, আইনগুলো প্রয়োগ তেমন নেই। এবং প্রয়োগ নেই বলেই কিন্তু মানুষ একটু মানে damn care damn care ভাব করছি তো, করব তো সবাই করছে। আমি একটু করলাম আরকি। কি হবে তাতে?
হ্যাঁ। হুম। জ্বি। হুঁ। জ্বী। হুম। জ্বি। হুম অবশ্যই। হু। জ্বি। হ্যাঁ, সবাই জানে। হুম। জ্বি। হ্যাঁ। হুম। জ্বি। হুম অবশ্যই। হু। হ্যাঁ। জ্বি। হ্যাঁ ঠিক বলেছেন। হুম। হ্যাঁ, জ্বি। হ্যাঁ, এক্ষেত্রে এ এক্ষেত্রে যদি আমি একটু যুক্ত করি তো দেখা যাচ্ছে আ যে মানে আপনি যেমনটি বলছিলেন আইন আছে কিন্তু আ আইনের প্রয়োগ নাই। সেটা তো একদম সবথেকে বড় দুর্বলতা। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আ মানে বিভিন্ন ধরনের আ যে গণমাধ্যম কর্মীরা আছে আ কিংবা হচ্ছে এ আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কিন্তু যে একটা মত প্রকাশের স্বাধীনতা সেটা কিন্তু হারিয়ে গেছে। খর্ব করা হয়। আ কারণ হ্যাঁ, কারণ হচ্ছে কেউ যখন আরকি দুর্নীতি করতেছে কিংবা অসৎ কাজ করতেছে তার বিরুদ্ধে যখন আমরা কথা বলতে যাই, আ তখন কিন্তু আমাদের মুখ চিপে ধরা হয়। আ তখন হচ্ছে ব বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার ভয় দেখানো হয়। কিংবা হচ্ছে আ তুলে নিয়ে যাওয়ার মতো যে হুমকি-ধামকি, উ হ্যাঁ আ এগুলার যে হুমকি-ধামকি আ এগুলা দিয়ে কিন্তু আমাদেরকে ভয় দেখানো হয়। এটাও একটা ব্যাপার। এগুলা রোধ করা দরকার আমাদের। জ্বি।
উ হুম। জি, জি। হু, হু। জি, জি। আরে হ্যাঁ তাও দুর্নীতির কারণ। <chuckles> হু। হু, হু। কন্ঠ করা হয়। রাইট, রাইট। গুম খুন কত কিছু হয়। জি, জি। রাইট। মানুষ সবচেয়ে বেশি প্রে ভালোবাসে নিজের জীবনকে, তাই না? আমি আমি নীতি কথা যখন শুনাতে যাবো আমার উপরে যখন বিপদ আসে। কি দরকার আমার এই কষ্ট করে বিপদের ঝুঁকিটা নেওয়ার। অবশ্যই আমি নেব না। কারণ আমার তো প্রাণ তো একটাই চলে গেলে একটাই চলে যাবে। তো সেজন্য আমরাও কিন্তু অনেকখানি গা সওয়া হয়ে গেছি। ঠিক আছে বাবা টাকা চাইছে ৳১০০ দিয়ে দিই ৳৫০০ দিয়ে দি কাজটা হয়ে যাক। দরকার নেই কথা বলার। কারণ কথা বলতে গেলে আপনার ভয়েস যেতে কিন্তু যিনি দুর্নীতিগ্রস্ত মানুষ তার ভয়েস কিন্তু অনেক লাউড, অনেক লাউডার। তার কথা সবাই শুনবে। আপনার কথা শুনুন আপনার টাকা ক আপনার টাকার জোর নেই। ওর টাকার জোর আছে। সে ৬০ টা বাড়ি করতে পারে সারা পৃথিবীতে। আপনি একটা আপনার রান্নাঘর তোলার একটা জায়গা নাই। আপনার কথা কে শুনবে? তাই নয় কি? কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য কি জানে সবচেয়ে দুর্ভাগ্য যে যারাই এই দুর্নীতিগ্রস্ত তারাই সবচেয়ে দুঃসাহস দেখায়।
হ্যাঁ, অবশ্যই। হু। জ্বি। উহ হুঁ হ্যাঁ। জ্বী। হু, জ্বী। হু। জ্বী। হুম। জ্বী। হুম হ্যাঁ অবশ্যই। হুম। জ্বি। হুম। হ্যাঁ অবশ্যই। জ্বি। হুম তা এক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় হুম, হুম। জ্বি। হুঁ। একদম ঠিক বলেছেন।
মানে চুরি, চুরি সিনা জুরি। আমাদের দেশে কথা বলে চুরি, চুরি সিনা জুরি। আসলেই তাই। আ আপনি যেন কি বলছিলেন?
হুম। হ্যাঁ। হ্যাঁ।

হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের অ্যা দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা আ সবাই একসাথে নিজেদের মধ্যে এবং সমাজের লোকজন এবং সে তার সাথে দেশের যারা লোকজন আছে তাদেরকে যদি আমরা আ তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং দুর্নীতির বিরুদ্ধে যে কি, কি শিক্ষা গ্রহণ করা দরকার সেটা যদি পৌঁছায় দিতে পারি আ তাহলে আ মানে অনেকাংশে দুর্নীতি রোধ করা। সম্ভব। তো স্থানীয় পর্যায়ে যদি আমরা প্রচার প্রচারনা চালাই, এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট, তারপর হচ্ছে আ আশেপাশে যে স্কুল কলেজগুলি আছে সেগুলোতে বিভিন্ন ধরনের সেমিনার তৈরি করা। তারপর গ্রামের মধ্যে আ মানে নাটক করে দুর্নীতির বিরুদ্ধে এ্যা যে নাটকগুলো করা হয় সেগুলো মানুষকে দেখানো, বোঝানো। জি আ এগুলো কিন্তু ভালো দিক। হ্যাঁ। হ্যাঁ।
রাইট। হুম। হু। রাইট। হু, হু। হুম। হু, হু। আ আ দুর্নীতির বিরুদ্ধে, হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে জিনিস গুলা করা যায়। হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সচেতনতার জন্য এগুলো কিন্তু বে বেশ প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে। তবে আমার মনে হয় সচেতনতাও আচ্ছা, একটা আমি যে ঘুষ খাই এটা খারাপ। কে না জানে, বলেন। এইজন্য এইজন্য কি আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে আইনস্টাইন হতে হবে আপনাকে? না আপনি নিজে বুঝলেন শুকরের মাংসটা খারাপ আপনার জন্য খারাপ। ক কথার কথা বলছি। এটা কে না জানে এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আপনি যে চাকরি করেন বেতন পাচ্ছেন, আপনি যা অবৈধ উপায়ে টাকা উপার্জন করছেন, এটা যে অন্যায় এটা যিনি করেন তিনি সবচেয়ে বেশি ভালো জানেন।
হুম। জ্বি। হুম। হুম। জ্বি। হ্যাঁ অবশ্যই। জ্বি, না, কখনোই না। হুম। জ্বি। হুম। না। হুম। জ্বি। হুম।